বের করে আনা যায় না উপায়টা। আচ্ছা ঠিক আছে। এইরকম মানে ওইটা তো ছোটবেলায় সবাই পড়ে এই লাইনটা। তো এই ৮০% আপনি বললেন আর ২০% এর কারণগুলা যদি একটু বলতেন আসলে?
উ আহ এক্ষেত্রে আ ২ টা কারণ আসলে আমি মনে করি। একটা হচ্ছে যে, ভাগ্য, আরেকটা হচ্ছে পরিবার। আসলে এই ২ টার সাথে আপনি সবসময় আসলে পেরে উঠতে পারবেন না।
আচ্ছা। এ ভালো জিনিস, ২ টা ভালো জিনিস বলেছেন। ২ টা এই ২ টা জিনিসকে আসলে মানে মানতেই হয়। খুবই গুরুত্বপূর্ণ ২ টা জিনিস। যে, অবশ্যই ভাগ্যেরটা আগে বলেন। ভাগ্য নিয়ে কি সমস্যা?
আ ভাগ্য নিয়ে সমস্যা বলতে আপনি একটা কিছু চাচ্ছেন হ্যাঁ, কিন্তু ওটা আপনার আসলে ভাগ্যে নেই তো আপনি যতই চেষ্টা করেন না কেন ওটা আপনার কাছে আসবে না। এটা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, মাঝেমধ্যে আসলে মাঝেমধ্যে আসলে এটা একদম মানে দেখাই যায় আরকি চোখের সামনে দে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। যে, তোমার ভাগ্যে নেই তুমি পাবা না এরকম একটা বিষয় আরকি। <chuckles>
হুম, হুম। আবার এইটা একদম।
আর এমনিতে আরেকটা যে, বললেন পরিবার, পরিবার কিভাবে বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করেন?
পরিবার আসলে বাধা হয় তাদের প্রত্যাশার কারণে। যে, পরিবারের প্রত্যাশা আসলে একটা থাকে বা আমার প্রত্যাশা একটা থাকে, আমার ইচ্ছেটা অন্যরকম থাকে। তখন আসলে ওই জিনিসের সামঞ্জস্য হয় না বা একটা সমাধানের মধ্যে আসে না। তো তখন আসলে কোনো না কোনো পক্ষ থেকে কম্প্রোমাইজ টা করতে হয়। তাই এই ক্ষেত্রে বললাম যে, পরিবারে একটা বাধা হতে পারে আপনার ইচ্ছার কারণে।
আচ্ছা। হুম। পরিবারের বাধাও এরকম কিন্তু যদি এমন হয় যে, পরিবার আর আ আপনার প্রত্যাশা মিলে গেছে তখন কি মানে ১০০% হয়ে যাবে বিষয়টা?
ও তা তো অবশ্যই ওটা ওইটা তো আর কোনো কথাই নাই, তখন হয় যে, লটারি লেগে গেল আরকি এটাই।
<chuckles> মানে ভাগ্যও হয়ে গেল, আবার এদিকে পরিবারও হয়ে গেলো, ২ টাই হয়ে গেল একদম সই, সই হ্যাঁ?
হ্যাঁ, এটাই দোনটা বাঁধা একসাথে কেটে যাওয়া এটাই।
আসলে তো আপনার এরকম কোনো ইচ্ছা আছে নাকি যেটা মানে পূরণ করবেন সামনে এখনো পূরণ হয়নি?